ইদানিং আসলে যতদিন যাচ্ছে আমার মধ্যে এক ধরনের ভয়, আতঙ্ক, আ হতাশা আসলে দিন, দিন তৈরি হচ্ছে। যেটি আমার যে দৈনন্দিন জীবন আছে কিংবা আমার কর্মক্ষেত্র, আ পার্সোনাল লাইফ সবকিছুতে প্রচন্ড পরিমাণে অ্যা আসলে প্রভাব ফেলছে। আর এই ব্যাপারগুলো কিংবা এই যে চিন্তা এগুলোকে আমি আসলে কীভাবে মাথা থেকে সরাবো? কীভাবে সামলে উঠব? এই জিনিসগুলো না আমি বুঝতে পারছি না, মানে এখন কী করা উচিত? আমার সেটাও আমি বুঝে উঠতে পারছি না।
ওহো! হুম, হুম। আচ্ছা। হুম, হুম, <clicks tongue> আপনাকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে আপনার কথাতে বুঝতে পারলাম। আর এতে মনে হচ্ছে আপনি অনেক ধরনের একটু মানসিক চাপের মধ্যেও আছেন। আচ্ছা একটু বলবেন কী? যে এতটা দুশ্চিন্তার কথা বললেন বা ভয় এবং আতঙ্কের কথা বললেন বিষয়টা তো অনেক উম মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আ কী একটা বিষয় বা ব কী পরিস্থিতি হয়েছে যাতে আপনি এমন অনুভব করছেন?
জি। আ আসলে সবথেকে বড় উম ভয়টা হচ্ছে আসলে বাবা মাকে নিয়ে। কারণ এখন যখন দেখছি আসলে তাদের বয়সটা বেড়ে যাচ্ছে আ তারা আস্তে, আস্তে আসলে আ সামনের দিকে আ আগাচ্ছে যেখানে আসলে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে যে আসলে সামনে কী হবে? আ আমি কখন তাদেরকে হারিয়ে ফেলি কী না? কিংবা এই ধরনের যে ভয়গুলো না আ তারা যদি পাশে না থাকে আমার তখন আমি কী করবো? কীভাবে সামলাবো? মানে উনাদের শূন্যতার কথা যখনই চিন্তা করছি তখনই আমার মধ্যে এক ধরনের আ উদ্বেগ কাজ করা শুরু করে আসলে উম যেটি আসলে ভাষায় প্রকাশ করার মত না। আর আমি তখন আসলে নিজেকে কীভাবে সামলাবো? কিংবা আসলে নিজেকে শান্ত রাখবো? এগুলো আমি ঠিক বুঝতে পারি না। আর এইজন্যই আসলে আমার এত টেনশন, চিন্তা কিংবা এই যে হতাশা।
আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আহা! হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, আপনার এ বাবা-মাকে নিয়ে উম যে ধরনের চিন্তা ভাবনা করছেন। এটা কিন্তু অনেক আ পজিটিভ একটা বিষয়। এই যেকোনো আদর্শ সন্তান তার বাবা-মা'র জন্য একটু উম চিন্তা থাকবে তাদের জন্য যে উম মমতা বা ভালোবাসা বলেন সেটা থাকবে। আর বয়স বাড়া কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। সবারই বয়স একসময় বাড়বে। এবং সবাই একটা সময় গিয়ে বার্ধক্যে উপনীত হবে। আ তো এটা ম হ্যাঁ এটা আমাদের খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব। তো এটা আমাকে মেনে নিতে হবে আমাদের সবাইকে। তা আ আপনার যে একটু দুশ্চিন্তার কথা বলছিলেন বারবার। হ্যাঁ? এটা আ আপনি সন্তান হিসেবে এটা আপনার ম করাটা খুবই স্বাভাবিক। অ একটু জানতে চাচ্ছিলাম যে আ আপনার পরিবারে আর কেউ কি আছেন? আ আপনার বাবা-মা'র কথা বললেন, আপনারা ভাই-বোন আ বা দাদা-দাদি এরা কি ম মানে একসাথে থাকেন কিনা এই পারিবারিক সিচুয়েশনটা কি একটু বলবেন?
হুম, হুম। জি, অবশ্যই। জি। হ্যাঁ, আসলে আ আমাদের বলা যায় একান্নবর্তী বারে পরিবারের মতোই আ একই বিল্ডিং এ থাকা হয় না। কিন্তু পাশাপাশি হচ্ছে গিয়ে ফুপির বাসা আছে, চাচীদের বাসা আছে, নানুর বাসা আছে, আ মামাদের বাসায় আছে। আ আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আমার আরো ২ টা ভাই আছে। কিন্তু ওরাও নিজেরাও আসলে ছোট। আ এইজ আর সাথে তো বাবা-মা থাকছে।
হু, হু, হু। আচ্ছা ওকে। হুম, হুম। আচ্ছা, ওকে। তো অ্যা এটা একটা ভালো দিক যে আপনার উম খুব কাছের নিকট কিছু আত্মীয় আপনার আশেপাশেই আছে। আর আপনার ছোট ২ ভাই আছে। তারাও কিন্তু আস্তে, আস্তে বড় হচ্ছে। তো আপনি এতটা দুশ্চিন্তা করবেন না। উম কারণ আপনার ভাইয়েরাও তো বড় হচ্ছে, তারাও হয়তো আস্তে, আস্তে দায়িত্ব নেয়া শিখবে। আ আপনার বাবা-মাও যত বার্ধক্যের দিকে যাবেন, আপনার ভাইয়েরাও তত ম বড় হতে থাকবে। আপনিও তত আরেকটু হয়ত ম্যাচুর হবেন এবং স্বাবলম্বী হবেন। তখন বাবা-মার দেখাশোনাটা আপনারা ভালোই করতে পারবেন। তবে আমি ম তারপরেও বলবো যে কিছু, কিছু বিষয় আছে যেটা আপনাকে হয়তোবা এখন থেকে কিছুটা প্রস্তুতি নেয়া বা অ্যা এ একটু হ্যাঁ, অ্যা ঐরকম হয় না? যে ম বুঝে নেয়া বা একটু প্রস্তুত থাকা এ ওইটা ভালো আরকি। তো আম আ আপনার বাবা-মা তো আপনাদের সাথেই থাকে, তাই না?
জী, জী। হুম, হুম। ঠিক আছে। জ্বি, জ্বি। হু, হু। জি, অবশ্যই। আমার বাবা-মা আসলে আমাদের সাথেই থাকে। আমরা আ আমার বাসায়, উম ২ ভাই, আমি, আমার বাবা-মা, একসাথেই আমরা থাকি। আসলে সমস্যা সহ হচ্ছে কি, যে বাবা আবার আসলে নানা ধরনের শারীরিক সমস্যা আছে। শারীরিক সমস্যা বলতে আ তাদের হাই-ডায়াবেটিস এর সমস্যা, হাই-প্রেশার এর সমস্যা, আ হার্টের সমস্যা আছে। আ সেই সাথে মা'র হচ্ছে আবার হাঁড়ের সমস্যা আছে। উনি আসলে আ ঠিকমতো দেখা যাচ্ছে যে কখনো, কখনো এত বেশি পেইন হয় যে, উনি আ হয়তো বেড থেকে উঠতে পারছে না। আবার আ মাঝে, মাঝে দেখা যায় যে, হাঁটুর ব্যথার কারণে, উনি হয়তোবা আসলে আ পড়ে গিয়েছিলেন মাঝখানে ১ বার। এরকম হয়েছে যে, উনি আসলে সেখান থেকে পড়ে যাওয়ার পরে উনার হচ্ছে হাঁটুর যে বাটি থাকে সেটিতে injure হয়েছেন। তারপর থেকে আসলে এই সমস্যাটা শুরু হয়। এই কারণেই আসলে যতদিন যাচ্ছে, তাদের সমস্যা বাড়তে দেখছি চোখের সামনে। এগুলো নিয়ে আসলে টেনশনটা সবথেকে বেশি হচ্ছে।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ওকে। হুম, হুম। হুম। আচ্ছা। ওহ, হো। হুম, হুম। আহা! হুম, হুম, হুম। খুবই খারাপ লাগলো আসলে, ম মানে বিশেষ করে আপনার আ মায়ের যে হাঁটু আ ব্যাথাটার কথা বললেন এবং আঘাতটা পেলাম। এটা খুবই দুঃখজনক এবং সন্তান হিসেবে এটা কিন্তু মেনে নেওয়া খুবই একটা কষ্টকর একটা ব্যাপার। আর <sighs> দেখুন আপনার বাবারও কিন্তু বেশ কিছু জটিল সমস্যা আছে। তো আ তাদের এখন বর্তমানে উম দেখাশোনাটা কিভাবে করেন? মানে এখন তো প্রয়োজন তাদের। মাঝে, মাঝে হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তারপর যেহেতু উম একটু আ অনেক ধরনের অসুস্থতা আছে। তাদের ঠিকঠাক মতো ওষুধ খাওয়ানো, সময় করে ঘুমানো আ বা অন্যান্য খাবার-দাবার, এই যত্ন-আতি, এটা তো উম তারা সবসময় নিজেরা হয়তো অতটা ভালোভাবে করতে পারেন না। সেই বিষয়গুলো কে দেখাশোনা করেন?
জি। হু, হু। জি। হুম, হুম। আসলে দেখা যায় কি? আব্বু-আম্মু যখন হচ্ছে আ হসপিটালে যাচ্ছে তাদের ডক্টরের কাছে নিয়ে যাওয়া, আমিই যাচ্ছি। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মামী আসছে কিংবা চাচারা আসছে, অন্য কেউ না কেউ আসলে থাকে। আবার দেখা যায় যে আমি, যদি বাবাকে নিয়ে যাই তখন হচ্ছে আ যেহেতু আমার ভাইদের স্কুল আছে, একজনের ভার্সিটি আছে। তো ও এস তখন দেখা যায় অ্যা খালা এসে মার সাথে থাকছে, কিংবা মামী এসে হয়তো মা মায়ের সাথে বসে আছে, যাকে একা থাকতে না হয়। আবার কখনো, কখনো মা একাও থাকে। মানে আমরা ট্রাই করি যে অল্টারনেটিভ করে আমি, যতটুকু আসলে আমার পক্ষ থেকে সম্ভব তাদেরকে নিয়ে যাওয়া, তাদের টেক কেয়ার করা। আ দেখাশোনা করার যে ব্যাপার সেটি। আর রান্নাবান্না মা যখন সুস্থ থাকে তখন দেখা যায় যে, মাই হয়তোবা রান্নাবান্না করছে। তার সাথে আমি গিয়েই তাকে সাহায্য করছি। আগিয়ে-পাছিয়ে যতটুকু আসলে দেওয়া সম্ভব হয় সেগুলো দিচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখা যায় যে তাদের যে অ্যা ডায়েট এর তো একটা ব্যাপার থাকে। যেহেতু সবকিছু আসলে খেতে পারেন
হু, হু। হুম। হু, হু। হু, হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। অবশ্যই।
আ সেই কারণে যেটি করি যেহেতু ২ জনের সুগারের সমস্যা আছে। আ আমি একদম স্ট্রিক্টলি উম বাসায় আসলে মিষ্টি জাতীয় কোন কিছুই ঢুকতে দিই না। কিংবা আসলে যারাই আসে আত্মীয়-স্বজন সবাইকে বলা থাকে যে, "তোমরা আসলে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে বাসায় আসবা না।" আন তাদের তো আসলে দেখলে খেতে ইচ্ছা করবে। এটাই স্বাভাবিক একটা ব্যাপার। আ আসলে এভাবে ছোট, ছোট যে ব্যাপারগুলো আসলে আমি চেষ্টা করে যাচ্ছি করার। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে আমার নিজের কাছেই আসলে মনে হয় যে, "আরেকটু কিছু হয়তোবা করা দরকার ছিলো। এর থেকে বেটার আমি কিছু করতে পারতাম কিংবা আসলে তাদের জন্য আমি কম করে ফেলছি।" এই ব্যাপারগুলো নিয়ে না নিজের মতো খুবই হতাশা কাজ করে। যে, "আমি আর কি করবো? কিভাবে করবো? যাতে তারা আরেকটু ভালো থাকতে পারে। তাদের একটু কষ্টটা কম হয়।"
হুম। হু, হু, হু। হু, হু। হ্যাঁ। হুম দেখুন আ আপনি আ সন্তান হিসেবে আপনার বাবা-মার জন্য উম যে পরিমাণ কাজ করছেন, আ তাদের নিয়মিত দেখাশোনা করা, রান্না-বান্নায় সহযোগিতা করা, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বা আপনি যখন অনুপস্থিত থাকছেন, তখন কাউকে কা না কাউকে আপনাকে ব্যবস্থা করে দিচ্ছেন। এটা কিন্তু অনেক প্রশংসার একটা বিষয় এবং আমি বলব আপনি যথেষ্ট করছেন এ এ এই যে আপনার ভিতরে যে যে যদি কোন অপরাধবোধ থেকেও থাকে, আপনি বলছেন আপনার মধ্যে একটু অপরাধবোধ কাজ করতেছে, এটা কিন্তু আপনি অপরাধবোধ রাখবেন না। বরং আপনি যদি অ্যা গর্বিত বোধ করেন, আমার মনে হয় সেটা আপনার বাবা-মাও আ এ সেটা আপনার আপনার প পক্ষ থেকে তারা এটা খুশি হবে। আর বিষয়টা হচ্ছে যে সমস্যা তো থাকবেই, এরপা এরপরেও সমস্যা থাকবে। আপনি চেষ্টা করে যাচ্ছেন সেগুলো সমাধান করার জন্য। আর বিভিন্ন পথ খুঁজে বের করতেছেন। এতে কিন্তু দারুণ একটা বিষয়। আ as a সন্তান হিসেবে বলব, "আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করছেন।" তারপরেও হয় না? যে আরেকটু ভালো করার আ সুযোগ সবসময় থাকে। সে চেষ্টাটা আপনার থাকবে আশা করি। তো আমি আরেকটা একটু সংবেদনশীল প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। আ কারণ আসলে উম যেহেতু অ বিভিন্ন ধরনের অসুস্থতা আছে এবং আ উম খরচাপাতির যে বিষয়টা আছে, আপনাদের অর্থনৈতিক আম situation টা কেমন, আ যদি কোন hospitalize session এর দরকার হয়, আ সেই উম support গুলা আপনাদের কি আছে কিনা বা সেই ধরনের প্রস্তুতিটা আপনাদের কেমন? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। বয়স যত বাড়তে থাকে, এই ধরনের একটা backup কিন্তু আমাদের থাকা উচিত আরকি সবারই।
উম-হুঁ। জি। হুম অবশ্যই। জি অবশ্যই। হুম, হুম। উম-হুঁ। জি। জি। আসলে এদিক থেকে বললে বলবো যে বাবা আসলে এখনো বাবার নিজের বিজনেস আছে, সেখানে একটা ব্যাপার আছে। আ তারপর হচ্ছে গিয়ে আসলে বাড়ির উম ভাড়া থেকে একটা তো আ একটা অ্যামাউন্ট আমাদের আসলে আসে। যেহেতু আমাদের আ নিজেদেরই বাসা আসলে। আ সেখান থেকে দেখা যাচ্ছে আ যে অন্যান্য একটা ইনকাম এর একটা ভালো সোর্সই ওখান থেকে আসে। যেহেতু ঢাকা শহরে আসলে থাকা হয় আ মোটামুটি একটা ভালো একটা বাসা। আ তো সেখান থেকে আসলে মেডিকেল সাপোর্ট কিংবা এই যে Hospitalised করা। এ ধরনের ঐ ভাবে আসলে আ যদি সেই অ্যামাউন্টটা Certain amount টা খুব বেশি বড় না হয়ে যায়। আ মানে যেটি আসলে খুবই অত্যাধিক এরকম কিছু না হওয়া পর্যন্ত আসলে আমাদের পক্ষে আ কভার আপ করাটা আ উম স্বাচ্ছন্দ্যের মধ্যে আসলে পড়বে।
হু, হু। আ, ওকে, ওকে। হু, হু। জি, জি। হু, হু। দারুণ। আ হু, হু, হু। বুঝতে পারলাম। তো এ এটা নিয়ে তাহলে অতটা চিন্তা না করলেও চলবে এবং আল্লাহর রহমতে আপনারা এই জায়গাটায় সক্ষম আছেন। তো আসলে আপনি যে চিন্তা করছেন এটা সন্তান হিসেবে খুবই স্বাভাবিক একটা চিন্তাভাবনা। তবে আমার মনে হয় আপনি যে অবদানটা রাখছেন বা আপনার বাবা-মার বর্তমান শারীরিক কন্ডিশন। হ্যাঁ, সমস্যা আছে এই বয়সে তো সমস্যা থাকবেই। তো একটু নিয়মিত উম ডাক্তার দেখানো, চেক আপ করা, ঔষুধগুলো ঠিকঠাক মতো খাওয়া। আর একটু ব বলবো যে তাদের সাথে একটু সময়টা কাটানো, তাদের কথাবার্তা বলা। শুধু শারীরিক সমস্যা না, তাদের মানসিক স্বাস্থ্যর দিকটা একটু নজর রাখা। কারণ এই সময় অনেকে একাকী হয়ে যায়। তো তাদের সাথে কথা বলা, সকাল বিকাল খোঁজখবর করা। এ বিষয়গুলোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরকি। এবং আমি উম নিশ্চিত যে এই কাজটা আপনারা করেন। আ আরো ভালোভাবে তাদের উম পাশে থাকা যায় কিনা? তাদের কোন ধরনের প্রবলেম আছে কিনা? অনেক সময় হয় কি তাদের অনেক চাওয়া পাওয়া থাকে, হ্যাঁ? যেটা তারা নিজেদের ভিতর লুকিয়ে রাখে। অ্যা এই জিনিসগুলো একটু বের করা। যে, "মা তোমার কি এই শাড়িটা পছন্দ কিনা?" হয়তো মাঝে, মাঝে একটু গিফট দিলেন কোনটা কোন উপলক্ষে। তারা কিন্তু খুশি হবে হ্যাঁ? আর মানসিকভাবে খুশি থাকলে তারা কিন্তু শারীরিকভাবেও অনেক বেশি সক্ষম থাকবে। তো এই বিষয়গুলো কি আপনি ভেবে দেখেছেন কখনো?
উহু। হুম। জি, একদম। জি, জি। হুম, হুম।
বা করেন কি না?
হ্যাঁ, আসলে এই যে গিফট দেওয়ার আ ব্যাপারটা না, আসলে করা হয় যে, আসলে তারা নিতে চায় না। আ যে কারণে দেখা যায় যে, আমরা ভাই-বোনরা মিলে হয়তোবা কোন বাবা-মার আ অ্যানিভার্সারিতে কিংবা তাদের জন্মদিনে আ কিংবা আমাদের জন্মদিনেও আসলে আমরা যেটা করি যে, তাদের জন্য টুকটাক গিফট নিয়ে আসা, তাদের পছন্দ'র যে খাবারগুলো আছে সেগুলো রান্না করা কিংবা একটু ঐদিনের জন্য আসলে একটু ছাড় দেওয়া যে, "আচ্ছা ঠিক আছে, খাও সমস্যা নেই।" এই ব্যাপারগুলো আসলে আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারপরও একটা জিনিস হচ্ছে যে, মাথায় আসলে মনে হয় যে আসলে কোন না, কোন দিক থেকে কম থেকে যাচ্ছে। হয়তোবা আমি আরেকটু ভালো করতে পারতাম। তাদের জন্য আরেকটু বেটার আসলে করতে পারতাম। এই জিনিসটা আসলে আ থেকেই যায় আ যতই চেষ্টা করি না কেন। তারপরেও আপনাকে ধন্যবাদ, এত সুন্দর করে আসলে জিনিসগুলো আমাকে বুঝিয়ে বলার জন্য আমার কথাগুলো শোনার জন্য।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম। আ আপনার জন্য অনেক শুভ কামনা। আপনার বাবা-মায়ের জন্য অনেক শুভ কামনা। তারা দীর্ঘায়ু হোক এবং আপনারা আ একসাথে একটা সুন্দর জীবন অতিবাহিত করবেন। এটাই আ কামনা করছি আর এই চিন্তা আপনি আ করার পাশাপাশি তাদের আরো সুন্দর করে যত্ন নিতে পারবেন এই কামনা করছি। তো শুভকামনা আপনার জন্য। ভালো
জি। হুম।